হুম।
কী অবস্থা? কেমন আছেন?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
এই তো আছি, আলহামদুলিল্লাহ। আপনার দিনকাল কেমন যাচ্ছে?
ওকে। দিনকাল বেশ গরমে, গরমে যাচ্ছে। <chuckles> তারপর আরকি বিকালে একটু বৃষ্টি-টৃষ্টি হয়েছে। এখন একটু বেশ ভালো লাগছে। সারাদিন কাজের ব্যস্ততা ছিল। এই সন্ধ্যার দিকে এসে, একটু চা-টা খেলাম। টেলিভিশন দেখলাম। টেলিভিশনে যত নিউজ আর নিউজ দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে। মানুষ নাকি আগের চেয়ে দরিদ্র হচ্ছে, ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে। এই দেখছি।
হুম। <chuckles> হ্যাঁ। আচ্ছা। হুম। হুম। হুম। হ্যাঁ। হ্যাঁ। সত্যি, সত্যি এবং আমি, আমি আর কি করব? আমিও ভাবছিলাম আসলে, আমার এই যে এখন জব-টব নাই, আনএমপ্লয়েড হয়ে বসে আছি। তো, আল্টিমেটলি দিন শেষে ওই যে টাকা-পয়সা নিয়ে আমারও টেনশন এবং মূল্যস্ফীতি যেভাবে বেড়েছে এবং বাজার দরের যা যে দাম, তো সব নিয়ে ভাবছি আসলে, আম মানে একটু টেনশনেই আছি, বলা যায়। হুম।
আপনি কি করছেন? হু, হুম। ওকে। হু, হুম। হুম, হুম, হুম। ওকে। না, টেনশনেরই ব্যাপার আসলে, যদি আ মানে হাতে যদি কাজ না থাকে, তখন কিন্তু লাইফ এক্সপেন্সেস আ মেইনটেইন করাটা কঠিন হয়ে যায়। আর, যদি আমার অভিজ্ঞতা থেকে আমি বলি, মানে যখন আমি আসলে একটা জব থেকে আরেকটা জবে সুইচ করার চেষ্টা করেছিলাম, ওর মাঝে কিছুদিন আমার খুবই কষ্টে কেটেছিল। <chuckles>
হুম। একদম, একদম। হুম। এই তো, আপনি তাহলে আমার ব আমার কষ্টটা, খুব ভালো অনুভব করতে পারছেন। কারণ, আমি যে রিসেন্টলি হ্যাঁ, রিসেন্টলি হ্যাঁ।
আমি আশা করি <chuckles> যে, আমি বুঝতে পারব। যদিও সবার সিচুয়েশনটা একটু ডিফারেন্ট হয়, বাট, কিছু কমন ব্যাপার তো থাকেই। তাই না?
হ্যাঁ, একদম, একদম এবং আ মানে আমার ক্ষেত্রে এই যে এখন বর্তমানে আমি আনএমপ্লয়েড হয়ে বসে আছি, জব খুঁজতেছি। তো যখন যতদিন না পাই নিজের যা সেভিংস আছে সেগুলো ভেঙে, ভেঙে খেতে হচ্ছে। এই হচ্ছে অবস্থা। তো, তায় তাঁর জন্য আর বেশি আসলে
হুম, হুম। হুম, হুম। হুম, হুম। হ্যাঁ, আর সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে আসলে যে, আপনি যতদিন পর্যন্ত কোথাও না ঢুকছেন, ততদিন পর্যন্ত যে মানসিক যে হেসেলটা, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এই হতাশা এটা অনেক, ট্যাকল দেওয়াই কঠিন।
হুম। হুম, হুম। হুম। সত্যি, সত্যি। আর, বাসায় না বোঝানো যায় না আসলে। যেকোনো কারণেই হোক, তারা মনে করে আমারই হয়তো এবিলিটি নাই, জব করার। হ্যাঁ? মানে, এমন মানে এমনটা বোঝে, উম এমন যে, আরো অনেক কারণ থাকতে পারে। যেমন ধরেন, আমার ক্ষেত্রে যেটা হইছে অফিস পলিটিক্স। হুম? তো আপনি তো জানেনই, কর্পোরেট এর কি বাজে অবস্থা। তো, এইসব আ আসলে ভাষায় বোঝানো সম্ভব হয় না। দিন শেষে ওই যে, আমি কেন কিছু করছি না। এ এটাই হচ্ছে মানে, নেগেটিভ একটা
হুম, হুম, হুম। হুম, হুম, হুম। এক্সাক্টলি, এক্সাক্টলি। হুম, হুম, হুম। হুম, হুম। ওকে, ওকে, ওকে। হ্যাঁ, সে তো আছেই। <chuckles> ওকে। হ্যাঁ, আসলে যেটা হয়। দেখুন, আসলে দুনিয়ায় অ্যা কারো প্রপোজিশন টা না, কেউ বোঝে না। এটা হচ্ছে বড় সমস্যা। তাই না? অ্যা আপনাকে ছোট একটা ব্যাপার বলি। যেমন ধরুন আমি যখন কর্মহীন ছিলাম, ওকে অসুবিধাটা হয়েছে কোথায়? ধরুন, আমি একটা কাজ থেকে সুইচ করব।
হুম, হুম। সত্যি, সত্যি। হ্যাঁ। হ্যাঁ। হুম। আচ্ছা।
কাছ থেকে সুইচ করব এর কারণটা হচ্ছে আমি যেই প্রতিষ্ঠানটাতে কাজ করছিলাম। প্রতিষ্ঠানটাতে কাজ করতে গিয়ে একটা সময় আসলে আমার মানে ওই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সঙ্গে একটু দূরত্বের সৃষ্টি হয়। ২ টা বিষয়ে। ১ হচ্ছে যে মানে ১ম ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে পে স্কেল এর ব্যাপারটা ছিল পে স্কেল এর ব্যাপারটা মানে একটা ইউনিফর্ম কাঠামো থাকা দরকার। কিন্তু এমন ছিল যেমন ধরুন যে দেখা যাচ্ছে যে কাঠামোটা ইউনিফর্ম না। একই ধরনের কাজ করার করছে অথচ বেতনের ভিন্নতা আছে। ওকে? তারপরে আমি প্রায় ৬ মাস ৭ মাস ধরে কাজ করছিলাম। যেখানে আ মানে ৬, ৭ মাস ধরে কাজ করছিলাম। সব কাজ আমি শিখে গেছি। কিন্তু আমার চাকরিটা আসলে ওখানে আ মানে তখনও পর্যন্ত আমাকে শিক্ষানবিশ হিসেবে গণ্য করা হচ্ছিল। সো জব সিকিউরিটি টা লেস ছিল ওখানে। বুঝতেই পারছেন। শিক্ষানবিশ থাকা মানে তো তারা যেকোনো সময় আমাকে বলতে পারে "উই আর নট স্যাটিসফাইড উইথ ইউ।" তো আমি আসলে এই বিষয়টা নিয়ে আমি একদিন আমার স আ সিনিয়রের সঙ্গে কথা বললাম। আমি যে যিনি মানে আমার ঠিক উপরে যিনি তার সঙ্গে। আমি বললাম "স্যার এটা কি অবস্থা? আমি একটা মানুষ ৬, ৭ মাস ধরে কাজ করে যাচ্ছি। আপনারা বলেছেন আমার প্রশিক্ষণ মেয়াদ হবে ৩ মাস। সেখানে আমি ৬ মাস ধরে কাজ করে যাচ্ছি। আপনাদের তরফ থেকে আমি কোন কিছু ওইভাবে পাচ্ছি না।" তো তিনি বললেন যে, "প্রতিষ্ঠান এই মুহূর্তে ইকোনমিক্যালি খুব একটা ভালো করছে না। এই কারণে আসলে আমরা একটু পিছিয়ে আছি।" এখন আমার কথা হচ্ছে যে প্রতিষ্ঠান ইকোনমিক্যালি ভালো করছে না। এটার দায় কর্মী হিসেবে হয়তো আমার ঘাড়েও আছে। কিন্তু সেটা কতখানি? আমি প্রতিষ্ঠানের কত বড় কর্মী? ক প্রতিষ্ঠানের ডিসিশন তো আমি নিয়ে দেই না। আমি একজন সাধারণ কর্মী। কাজ শিখে সবেমাত্র কাজ করে খাচ্ছি। তো প্রতিষ্ঠানের যদি কোনো মেজর ফেইলিউর থাকে সেটার তো বড় অংশ পড়বে ম্যানেজমেন্ট এর কাধে। এটা তাদের ডিসিশন, তো তাদের যদি লোক নাই লাগে, নেবে কেন? আর যদি তারা মনেই করে যে ৩ মাস না আমরা ৬ মাস, ১ বছরে আর লোক আমাদের প্রয়োজন নেই, বলে দিক। তাহলে আমি কি এখানে আমি করছিটা কি আমার টাইমটা এক্সপেন্ড করে? কারণ অন্য একটা ক্যারিয়ারে থাকলে তো আমি গ্রোথ করতাম, তাই না? হ্যাঁ, তো আমি সেই কথাটাই তাকে বললাম। তিনি বললেন, "আমাকে এগুলো বলে লাভ নেই। মান্থলি মিটিং এ তুমি সরাসরি আ যিনি এই তত্ত্বাবধানে আছেন এই শাখার টোটাল, তাকে তুমি বলো।" ওকে ফাইন। তাই আমি ভাবলাম যে মিটিং এ যেহেতু মিটিং যেহেতু একটা বড় পরিসর, সবার সামনে ওইভাবে বলার চেয়ে আগে একটু ডিসকাস করে নিই। শুনে দেখি ব্যাপারটা কি?
হুম। হ্যাঁ। আচ্ছা। ও! হুম। হ্যাঁ। হুম। আচ্ছা। হুম। হুম। ও! আচ্ছা। হুম, বুঝতে পারছি। হ্যাঁ, স্বাভাবিক। হ্যাঁ। হুম। হুম। হ্যাঁ। হ্যাঁ। সেটাই। হ্যাঁ। হুম। হুম। হ্যাঁ, সেটাই তো। হ্যাঁ, এখানে তো কোনো গ্রোথ হচ্ছে না। গ্রোথ টা বাধা হয়ে দাঁড়িয়ে হুম, হুম। হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ। হুম। হুম।
সহকর্মীদের সঙ্গে একটু কথা বলে নি। সিনিয়রের সঙ্গে একটু কথা বলে নিই। তো আমি কথা বলতে গেলাম। তিনি আমার ক পয়েন্ট অফ ভিউ টা তো গুরুত্ব দিয়ে শুনলেনই না। উল্টা আমার সঙ্গে আ খুবই জোর গলায় কথা বললেন। আ যে আপনাদের কি মনে হয় আমরা প্রতিষ্ঠান চালাতে পারি না, আমরা বুঝি না। আপনি বলতে চাচ্ছেন যে আপনি ছোট কর্মী সেই হিসেবে আপনার কতটুকু রেসপনসিবিলিটি আপ আম আর হাবি-জাবি নানান কথা বার্তা। মানে আমি আমার পয়েন্ট অফ ভিউ টা ওনাকে বোঝাচ্ছিলাম উনি বিষয়টা রিয়ালাইজ না করে আমার সঙ্গে তর্কে চলে গেলেন। তো সিনিয়রদের সঙ্গে তর্ক করা তো ভালো কথা নয়। আমি ওনার সঙ্গে কোনো তর্ক করলাম না। আমি বললাম যে স্যার আমি যেটা বুঝেছি, আমি বলেছি আমি ছোট কর্মী আমার ভুল হতে পারে। তো উনি আরকি তা তাও গ্রহণ করলেন না। এক তো উনি আমার পয়েন্ট অফ ভিউ টা গ্রহণ করলেন না রেগে গেলেন। আর তারপরে যখন আমি এইভাবে বললাম, যে আমি ছোট কর্মী স্যার that was my point of view হয়তো আপনাদের আরো কোন কনসিডারেশন থাকতে পারে সেটা জানিয়ে দিলে ভালো হয়।
আচ্ছা। ও। হুম। হুম, হুম। আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ। হুম।
উনি জাস্ট মানে মেজাজ দেখালেন nothing more। তো আমার কাছে কেন জানি মনে হল
এটা না। মানে তার নিজের ফ্রাস্ট্রেশন আপনার উপরে উ মানে বের করলেন। তাই না? হ্যাঁ, এমনটা আসলে হয়। আমি দেখেছি অফিস এর ক্ষেত্রে ধরেন ম্যানেজমেন্ট রা তাদের নিজেদের উম আ মানে দায় স্বীকার করার জন্য মানে নিচে যারা আছে তাদের জুনিয়র যারা আছে তাদের উপরে আসলে এই যে দায়ভারটা চাপিয়ে দেয়া দেয়ার চেষ্টা করে। হ্যাঁ।
প্রবাবলি হয়তো হতে পারে। তো যাই হোক হুম, হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম, হুম, হুম। এক্সাক্টলি এটা করে।
হ্যা, এবং এটা আসলে খুব হ্যাঁ খুব বাজে একটা ব্যাপার আমার কাছে মনে হয়।
এটা এ ডেফিনিটলি করে। হুম, হুম। না ওকে। হ্যাঁ ওই ঘটনাটাই হয়েছিল আমার সাথে। then I have decided যে that's okay আমি আর নেই এখানে। আমি ইস্তফা দিয়ে দিলাম। পরে অবশ্য আমার ইমিডিয়েট সিনিয়র আমাকে কল করেছিলেন যে তুমি এই ডিসিশন নিও না। আমি বলছি Sir I have made made the decision তো আমি ডিসিশন নিয়ে ফেলেছি। আর এ নিয়ে কোন কিছু আমি ভাবতে চাই না। I am moving on তো আমি ওটা ছেড়ে দিলাম। তো যেটা হয় আরকি হুট করে চাকরি ছাড়লে তো আরেকটা চাকরি পেতে খানিকটা সময় লাগে। ওই সময় আর কি মানে খুবই চাপে পড়ে গিয়েছিলাম। বাসা ভাড়া দাও, বাসায় টাকা পাঠাও। এই নানান জিনিস মিলিয়ে আসলে
হুম। হুম। হুম। হ্যাঁ, হ্যাঁ। হুম।
খুবই একটা হযবরল অবস্থার মধ্যে ছিলাম। <clicks tongue> হতাশও হয়ে গিয়েছিলাম।
সত্যি। আমি বুঝতে পারছি আপনার কথা। আমার মনে মানে আমি বুঝতে পারছি আসলে আপনার সেই পরিস্থিতি এবং আমার মনে হয় যে মানুষ যখন এই ধরনের পরিস্থিতির উপর থেকে যায় তখন আ মানসিক স্বাস্থ্য অনেকটাই মানে আমাদের মনের ভিতরে অনেক ধরনের নেগেটিভ চিন্তাভাবনা কাজ করে। তাই না? এবং মানে মনে হয় মানে, হয়তোবা আপনি যা করেছেন সেটা ঠিক করেছেন। কিন্তু ওই মুহূর্তে আপনার ওই মানসিক ভঙ্গুর অবস্থার কারণে আপনার মনে হবে কি যে, কেন আমি এরকম করতে গেলাম, কেন ভুল করলাম, হ্যাঁ? এটাই।
হুম, হুম, হুম। হুম, হুম, হুম। এক্সাক্টলি, এক্সাক্টলি। হুম, হুম। যে ভুল করে আসছে হয়তো। হ্যাঁ, তখন রিগ্রেটও হয় অনেক সময় যে এত বাহাদুরি না করলেও হত। তাই না? এরকম, এরকম অনেক সময় মনে হয়। আবার অনেক সময় মনে হয় যে আর বাঁচবইনা। এ বেঁচে থেকে হবেটা কি? জীবনটা দিয়ে কিছু হচ্ছে না। <chuckles> এরকমটাও হয় আসলে।
হ্যাঁ, হ্যাঁ। একদম সত্যি, সত্যি, কিন্তু হ্যাঁ, হ্যাঁ। তবে তারপরেও আসলে এইসব পরিস্থিতিতে যারা আসলে নিজেদেরকে শক্ত রাখতে পারে এবং মানে, ঐ যে বলে না? যে সব দিন তো আর এক যায় না, হ্যাঁ? তো দিন তো পরিবর্তন হবেই সময়ের সাথে সাথে। তো পরবর্তীতে যখন এই সময়টা কেটে যায় না, তখন দেখা যায় যে আসলে আমরা যাই করে এসেছি সেটা আসলে ঠিক ছিল এবং মানে একটা নতুনভাবে একটা আ দৃঢ় মনোবলের তৈরি হয়। তাই না? আমার মনে হয় যে আ আমাদের যখন Ups and downs আসে লাইফে তখন আমাদের হচ্ছে ইতিবাচক মনোভাব রাখার চেষ্টা করা এবং হচ্ছে শক্ত থাকার একটা খুবই বড়ো প্রয়োজন আর এই যে আমি মাত্র পরিবারের কথা বললাম, সবচেয়ে বড় জায়গা কিন্তু পরিবার। তারা যদি একটু সাপোর্টিভ হয় তাহলে কিন্তু আরো সহজ হয় তাই না ব্যাপারগুলো?
হুম, হুম। হুম, হুম, হুম। এক্সাক্টলি, এক্সাক্টলি। হুম, হুম, হুম, হুম। হ্যাঁ এক্সাক্টলি। হু, হু, হু। হু, হু, হু। ঠিক। <chuckles> হ্যাঁ। এখন যেটা হয় যে আসলে পরিবার, সাপোর্ট করে করেই তো বড় করে। একটা সময় গিয়ে তারা আসলে, মানে তারাও অনেকটা অর্থশূন্য হয়ে পড়ে। সন্তানদের উপর নির্ভরশীল হয়ে পড়ে। নতুন করে আর এ ব্যাপারে সমর্থন করার মত সাধ্যশক্তি তাদের থাকে না। আ দ্যাট ইজ ওকে। এইজন্য বাবা-মায়ের উপর কখনো রাগও হয় না। দ্যাটস ফাইন। করেছ তো একসময়। আর কত?
হুম। হুম। হুম সত্যি। হুম।
<chuckles>
হ্যাঁ সেটাও ঠিক বলেছেন। একটা সময় পর আমাদের ঘাড়ের উপরেই তাদের দায়িত্ব চলে আসে। এবং আ আন তাদের আর কিছু করার থাকে না। এটাই সত্যি আসলে। আম আমিও ওই ও এইজন্য কখনো রাগ করি না সচরাচর। তবে মানে যখন দেখি আসলে একেবারে যখন আমি কিছু করার চেষ্টা করছি, যখন নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছি, তখন আসলে আমার কাছে এসে যখন আমাকে নেগেটিভ বলা হচ্ছে, বা আমার মনোবল ভেঙে দেওয়ার প্রচেষ্টা। হ্যাঁ? যে ধরেন, হয়তোবা সে ইচ্ছাকৃত ভাবে করছে না। কিন্তু বলে তো ফেলেই অনেক কথা। যেগুলা আসলে পরবর্তীতে নিজের কাছে খারাপ লাগে। তো, এ এই জিনিসটা তখন আমি আসলে তখন আর থাকতে পারি না। হয়তো আবার রাগারাগি করি, চিল্লাচিলি হয়। হ্যাঁ? এটা না প্রত্যেকটা ঘরেই আসলে হয় মনে হয়।
হ্যাঁ এক্সাক্টলি। উ হু, হু। হ্যাঁ। হু, হু, হু। হু, হু, হু। হু, হু। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। ওকে। <chuckles> এক্সাক্টলি। বুঝতে পেরেছি। হ্যাঁ, এটা হয়ই। যেমন ধরুন আমি যখন, যখন আনএমপ্লয়েড ছিলাম। তখন আমার স্ত্রীর সঙ্গে আসলে আমার কিছু উত্তপ্ত কনভারসেশন হয়েছে। ওভার দ্যা ফোন। মানে আমি আনএমপ্লয়েড সো প্রবলেম টা হচ্ছে বাসায় টাকা দিচ্ছি না। আ তাকেও কিছু টাকা-পয়সা দেয়া প্রয়োজন কারণ, সে তখন স্টিল তার study going on তো, তাকেও কিছু টাকা-পয়সা দেয়া প্রয়োজন যেটা হয় আমাদের সমাজে। যে দেখা যাচ্ছে মেয়েদের বিয়ে হলে একেবারে মনে করুন যে, এটা এখন স্বামীর রেসপনসিবিলিটি। এটা আমাদের সামাজিক বাস্তবতা, এটা তো মানতেই হবে। তো, দেখা যাচ্ছে যে হ্যাঁ ঠিক আছে আমি যেহেতু মানে পারছি না। আ ইনিশিয়ালী আমি চুপ থাকতাম, কিন্তু যখন দেখা যাচ্ছে যে বারবার বলছে আমি নিজেই ভাই হতাশ। একটা অস্থিরতার মধ্যে আছি, হতাশার মধ্যে আছি। তারপর যখন বারবার বলতো অনেক সময় দেখা যাচ্ছে যে, আ মেজাজ হারিয়ে যেত মেজাজ হারিয়ে ফেলতাম। ২ ৪ কথা বলেও বসতাম। পরে আবার রিয়ালাইজড হতো যে আসলে এটা তো আ প্রয়োজন ছিল না। কারণ হচ্ছে যে আমি স অ্যা আমি এখানে পারছি না। অ্যা এটার সিচুয়েশন যাই হোক আসলে আমি তো তাকে তো এফোর্ড করা তো আমার রেসপনসিবিলিটি। মানে আমাদের সমাজে সমাজের যে প্রথা পদ্ধতি সেই অনুযায়ী।
হুম। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা। স্বামীকে সবকিছু। হ্যাঁ, রেসপন্সিবল। হ্যাঁ। হুউম। হু, হু, হু। হ্যাঁ, সত্য। বলাটা ঠিক হয় নাই। হুম। হুম। এটাই, এটাই। এই যে এই ব্যাপারটার সাথে যদি আমি একটু অ বলি যে, যেমন আপনার ওই ম্যানেজমেন্ট এর ওই সিনিয়র স্যার এর সাথে যদি তুলনা করি। যে তার দায়ভার কিন্তু সে নিতে পারতেছে না। যে কারণে কিন্তু হয়তোবা আপনার উপরে এসে রাগ দেখাইছে। সেম জিনিসটা আমরাও আমাদের পরিবারের সাথে করে ফেলি আরকি।
হু, হু, হু। হুম, হুম। <chuckles> এক্সাক্টলি আমার ঐ লোকটার জন্য এখন মায়া হয়। কেন জানেন? মানে আমার লোকটার জন্য মায়া হয় এইজন্য যে আ আসলে আমি হয়তো, আমি তো ছোট মানুষ ছিলাম ওই প্রতিষ্ঠানে। তো আমার উপরেই এমন গেছে তার উপরে না কি যায়? <chuckles>
হুম। হুম, হুম। আহারে! আসলেই সত্যি, <chuckles> এইটাই, হ্যাঁ এইটাই, আমরা যখন তাদের দৃষ্টিভঙ্গি দিয়ে চিন্তা করি না? আমরা মানুষের পরিস্থিতিগুলো বোঝার চেষ্টা করলে, আমাদের জন্য সহজ হয় আসলে।
হু, হু, হু। মানে, উনি তো, ওনার তো ওনার তো, আমার তো জাস্ট আমি তো তখন আমার জাস্ট মানে সবে মাত্র বিয়ে-শাদী হয়েছে আরকি। ওনার তো একটা এক্সটেন্ডেড ফ্যামিলি। ওনার যদি চাকরী চলে যায় ওনার কি অবস্থা হবে? তাই না? আর সবচেয়ে বড় অসুবিধাটা হচ্ছে কি জানেন? মানে আমাদের আ সমাজে তো আসলে ঐরকম সামাজিক অবকাঠামোটাও নাই। সরকারি হোক বা বেসরকারি, যে একটা মানুষ আ একটা সিচুয়েশন এ থাকলে বা unemployment benefit বা এই ধরনের কোন কিছু কিচ্ছুই নাই। সো এটা একটা বড় সমস্যা আসলে।
হ্যাঁ। হ্যাঁ। সত্যিই তাই, সত্যিই তাই। এটাই। সত্যি। হুম। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। কিচ্ছুই নাই, কিচ্ছুই নাই। আর তাছাড়া আমাদের আমি দেখেছি যে আমাদের যেই আ কর্মী যেই আ কর্মজীবনে যেই একটা স্ট্যাবিলিটি র একটা ব্যাপার। যেমন ধরেন বাইরের কান্ট্রি তে আওয়ারলি কিন্তু তারা একটা ফিক্সড রেট পায়। তাই না? না আমাদের কান্ট্রি তে এরকম কিছু নাই। ৳১০০০০ থেকে চাকরি শুরু করতেছে একটা গ্র্যাজুয়েটর। এটা আসলে সত্যিই আমাকে অনেক ভাবায়।
হু, হু, হু। হু, হু, হু, হু। <chuckles> এটার সমস্যা হচ্ছে যে মানে too much supply of a thing মানে এত বেশি পরিমাণ মানে লেবার এর সাপ্লাইটা আশু কি শিক্ষিত অশিক্ষিত দক্ষ অদক্ষ লেবার এর সাপ্লাই টা এত বেশি। যে আসলে মার্কেটে এটা, মানে মার্কেটের effeciency টা এখানে নাই। মানে একটা মার্কেটে যদি সাপ্লাই এবং ডিমান্ড এর সামঞ্জস্য না থাকে, লেবার সাপ্লাই আসলে লেবারের ডিমান্ড এর সঙ্গে কোন সামঞ্জস্য নেই। এটাই সমস্যা।
হুম। হ্যাঁ। সত্যিই তাই। হুম। হুম। তবে আপনি একটা জিনিস খেয়াল করবেন, যে উপর লেভেল এ যত উপরে আ বড় পদগুলো খালি হয়। সেগুলো কিন্তু ফিল আপ হওয়ার মত লোক পাওয়া যায় না। নিচের আ জায়গাগুলো কিন্তু সহজেই ফিল আপ হয়ে যায়।
হুম, হুম। এটা, এটা আসলে শিক্ষাগত এবং দক্ষতাগত জায়গার ঘাটতি আমি মনে করি। আমাদের ওই, ওই প্রতিষ্ঠানগুলো ঐভাবে দক্ষ করতে পারেনি মানুষকে।
হুম। এবং আমার, অ্যা আমার মনে হয় যে, এই যে যেমন, এই যে এই যে যেমন আপনি ৬ ৭ মাস একটাই আ কোম্পানিতে ইন্টার্ন হিসেবে থাকলেন। পরবর্তীতে কিন্তু সেখান থেকে আপনি চলে আসলেন। কিন্তু এই যে আপনি যদি সেখানে একটা গ্রোথ করতে পারতেন, তাহলে কিন্তু আস্তে, আস্তে আপনার সিনিয়র লেভেল রা উপর পজিশনে যেতে পারত। তাই না? এই যে জিনিসটা এই প্র্যাকটিস টা কিন্তু আমাদের দেশে নাই। হ্যাঁ? এবং যে কারণে আসলে ওই, ওই পজিশন গুলো আসলে খালি থেকে চায়। কারণ মানুষ মনে হয় যে
হুম, হুম, হুম। হুম, হুম, হুম। হ্যাঁ, ওফ কোর্স। এক্সাক্টলি। এটার একটা কারণ আছে আসলে। বাঙালির কি জানেন? বাঙালির সব কাজ হচ্ছে শর্টকাটে করতে হবে, আয়েশে করতে হবে। পরিশ্রম করার মানসিকতা কম। আমি আমার সিনিয়র এমন অনেককে দেখেছি, মানে যারা কাজটা করেন কিরকম জাস্ট কাজ করতে হয় তাই কাজ করেন। এভাবে করে করা যায় না। নিজের ভেতর একটা আগ্রহ থাকতে হয়। তো যাই হোক আসলে ব্যাপারটা হচ্ছে কি মানে এই যে, সিচুয়েশন গুলো যখন আমাদের যে লাইফে আসে, যখন ধরুন আমরা বেকার থাকি। বা অন্য কোনো কারণেই হোক ধরুন, পরিবারের আ উপার্জন ক্ষম কারো মৃত্যু বা হাবিজাবির কারণে যখন এই যে, দরিদ্রতা যখন আমাদের জীবনে এসে ভর করে, একেক জনের জীবনে একেকভাবে আসে। তার প্রভাবটা কিন্তু আসলে খুবই catastrophic মানসিকভাবে এটা একদম শেষ করে ফেলে। অনেক সময় নিজের প্রয়োজনগুলো মেটানো কঠিন হয়ে যায়। আমার যেমন হয়ে গিয়েছিল। আমি তখন দেখা যাচ্ছে অনেক সময় একটা মিল স্কিপ করতাম। দুপুরে একটা মিল স্কিপ করতাম। কারণ নথিং টু ডু আসলে কি করবেন আপনি ওই টাইমে। আপনি হঠাৎ অ অনেক খরচে অভ্যস্ত ছ অভ্যস্ত ছিলেন। হুট করে আপনি একেবারে জিরো ইনকাই। কি করা যেতে পারে তখন আসলে?
হুম। হুম। হুম। হুম। হ্যাঁ। সত্যি, সত্যি। হুম। হ্যাঁ। হ্যাঁ, একদম। হ্যাঁ, একদম। সত্যি। হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ, জি যতটুকু বাঁচানো যায় ততটুকুই আসলে, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। সত্যি। এই এই এই এই, সিচুয়েশন আসলে আম ধরেন যখন মানুষ দরিদ্রতার মধ্যে যায় তখন মানুষের ওইযে মানসিক একটা অস্থিতিশীলতার ভিতর থেকে সিদ্ধান্তহীনতাও কিন্তু ভোগে। এবং তারা আসলে বুঝে উঠতে পারে না যে কি করবে ওই সময়টায়। তো আমি দেখেছি যে আ সঠিকভাবে জব খুঁজবে সেই মেন্টালিটি ও অনেকের থাকে না। তাই না?
তো হুম, হুম। হু, হু, হু। হুম, হুম। এক্সাক্টলি। হুম, হুম, হুম। হ্যাঁ, ইতিবাচকতা ধরে রাখাই কঠিন হয়ে যায়। যে আমার জন্য কোথাও না কোথাও একটা কাজ আছে। এই ইতিবাচকতাটা ধরে রাখাই কঠিন হয়ে যায়।
হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। সত্যিই তাই। যাই হোক আপনার সাথে আসলে এই বিষয়ে কথা বলে খুব ভালো লাগলো এবং আপনি খুব সুন্দর করে গুছিয়ে কথা বললেন। আশা করি অন্য আরেকদিন আপনার সাথে আরো অন্য কোন বিষয়ে খুব সুন্দরভাবে কথা হবে।
হুম, হুম। অ্যা <chuckles> অফ কোর্স আমিও আশা করি আপনার সাথে আবার কথা হবে, অন্য কোন বিষয়ে, অন্য কোন দিন। <chuckles> আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো আসলে। দুজনেই একই পথে গেছি তো। এজন্য কথা বলে মিলল বেশ। <chuckles>
হুম। <chuckles> হ্যাঁ, হ্যাঁ, <chuckles> সত্যি, সত্যি, সত্যি এবং অনেক হালকাও বো বোধ হচ্ছে। যেহেতু দ এখন আমি আনএমপ্লয়েড আশা করছি আবার কথা হবে শীঘ্রই। ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে। শুভরাত্রি।
জ্বী, জ্বী। ওকে। ওকে ভালো থাকবেন। শুভরাত্রি।